আচ্ছা সেক্ষেত্রে যদি বলে থাকেন তাহলে তো হচ্ছে আমি ইংরেজি নিয়ে বলতে থাকি। যেটা হচ্ছে আসলে সব দেশের সাথে স্বীকৃত এবং সবাই সে ভাষাতে কথা বলতে জানে মোটামুটি এবং
হুম। আপনি একদম সঠিক বলেছেন।
এবং সবাই সে ভাষা সম্পর্কে জানতে পারে এবং আপনি সবার সাথে খুব ভালোভাবে কথা বলতে পারেন। কিন্তু আমার খে খেত কাছে এই জিনিসটা একটা দ্বিমত পোষণতা আছে। আমি এখন বর্তমানে হচ্ছে একটা দেশে আছি। যে দেশের মাসু মানুষরা আসলে তারা তাদের ভাষা ছাড়া আসলে অন্য ভাষা তে কথা বলতে অভ্যস্ত না। তারা পছন্দ করে না। আপনি যদি ইংরেজিতেও কথা বলে থাকেন তারা আসলে সেই জিনিসটাকে তারা আসলে নিতে চায় না। তারা মনে করে কি, আপনি যদি তাদের সাথে কথা বলতে যান, তাদের ভাষা নিয়ে কথা বলতে হবে। সো জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা ভাষা শিখা যে হয় না। আমার কাছে মনে হয় ভাষা টা জিনিসটা একটা একটা স্কিল। যে স্কিল এর মধ্যে দিয়ে যে স্কিল এর মধ্য দিয়ে আপনি প্রতিটা মানুষের সাথে কথা বলতে পারবেন। কিন্তু যে মানুষটা যেভাবে কথা বলতে পছন্দ করে আপনাকে সেই ভাষাটাই কথা বলতে হবে যে এবং সবচেয়ে মজার বিষয় কি? এই ভাষা শিক্ষার মাধ্যমে আপনি হচ্ছে নতুন, নতুন সংস্কৃতির সাথে আয়ত্ত করতে পারবেন। নতুন, নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। না হয় আপনি ইংরেজিতে কথা বলছেন কি আপনি ইংরেজিতেই সবার সাথে কথা বলছেন। কিন্তু ওই দেশে অন্য একটা দেশে যাওয়ার পরে আপনি হয়তো ইংরেজি দিয়ে হয়তো আপনার চলাফেরা থাকা খাওয়ার জিনিসটা মিটিয়ে নিতে পারবেন। কিন্তু ও দেশের সংস্কৃতির সাথে কিন্তু আপনি আর আয়ত্ত করতে পারবেন আয়ত্ত পারবেন না। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যদি জার্মানিতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জার্মান ভাষা টা শেখা দরকার। যদি ফিনল্যান্ড এ যান ফিনিশ ভাষা টা শেখা দরকার। কারণ আপনি তাদের ভাষা তো এমন কোনো কিছু না যেটা শুধু আপনি Communication of the way ভাষা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি তাদের সংস্কৃতি, তাদের সাথে মেলামেশা, তাদের আচার-আচরণের সাথে মেলামেশা, আপনি যদি তাদের সাথে নিভৃতে যদি চলাফেরা করতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রতিটা ভাষারই একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য গ্রহণ করে থাকে। আমি যদি এখন যদি আমাদের বাংলাদেশের উদাহরণ দিয়ে থাকি বা আ অন্য দেশের উদাহরণ দিয়ে থাকি সেক্ষেত্রে একই রকম হবে যে আপনি একটা খুব গ্রামের মানুষের সাথে ক কথা বলতে চাচ্ছেন। সে কিন্তু এ বাংলা ছাড়া
হুম। যেমন? হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। হ্যাঁ, একদম। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। মিশতে পারব না। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। একদম। হুম। আচ্ছা। হুম। শহরের ভাষাটা উম হচ্ছে তেমনভাবে বুঝতে পারবে না।
বুঝতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে তার, কাছে আপনি যদি কথা বলতে চান তার কাছে আপনি মিশতে চান সে বাংলা ভাষার মধ্য দিয়ে তাকে মিশতে হবে। তাকে হ্যাঁ, আমি আমি অ্যাডমায়ার করি যে ইংরেজি ইস আ একটা ভালো ভাষা। আপনি সবার সাথে হয়তো কথা বলতে পারবেন। কিন্তু নতুন সংস্কৃতি জানার জন্য তাদের নিজস্ব ভাষাটাকে অনেক বেশি তাৎপর্য বহন করে। আপনার কাছে কি মনে হয়ে থাকে?
হুম। একদম। হুম। আচ্ছা। হুম।

হ্যাঁ, আমি আপনার সাথে টোটালি একমত পোষণ করছি। হ্যাঁ, আপনি কেরিয়ারের পা বাংলাদেশের কেরিয়ার পারসেপশন এ য অবশ্যই আপনাকে ইংরেজি জিনিসটা শিখতে হবে। এখন যদি আমি পাশ্চাত্য দেশের পারসেপশন এ বলি যদি আপনি যদি কোনো ইউরোপিয়ান কোন কান্ট্রি তে বসবাস করছেন সেক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই তাদের ভাষাটা শিখতে হবে। আমি এখন আমি যদি আমা আমি উত যদি আমার উদাহরণটা দিয়ে থাকি আমি যে দেশে বসবাস করছি, সেদেশে আসলে ইংরেজি তেমন একটা প্রচলন নেই। তারা তাদের ভাষাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং সেটা তাদের কেরিয়ারের ক্ষেত্রেও তারা গুরুত্ব দিয়ে থাকে। তারা তাদের রিকোয়ারমেন্ট এর মধ্যে লিখে রাখে যে এই ভাষাটা জানতে হবে। সো, আমাকে এখন ওই কেরিয়ার গড়তে গেলে ওই দেশে কেরিয়ার ক করতে চাইলে আমাকে আসলে ওই ভাষাটা শিখতে হবে। আমি মনে করি না যে ভাষা জিনিস শিখাটা কোনো একটা আ খারাপ কোনো কিছু। এটা আসলে
হুম। হুম। হুম। হুম। একদম, আমারও তাই মনে হয়। হুম। আচ্ছা। হু। হুম। হুম। হুম, হ্যাঁ ওয়েস্ট অফ টাইম ব বলে কখনোই বলা যাবে না। কারণ স্কিলস কখনোই বৃথা যায় না।
হ্যাঁ, হ্যাঁ। এটা আমাকে আসলে দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমি আসলে অনেক ভাষা শিখার, আপ যদি আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন জিনিসটা ডেভেলপ করতে চান আপনার জীবনে? আমি মনে করি আমার জীবনে আমি সবসময় চাই আমি অনেকগুলা ভাষা শিখতে পারি। কারণ এই ভাষা শিখার মধ্য দিয়ে আমি আসলে অনেক কিছু জানতে পারবো। আমি অনেক দেশের মানুষের সাথে কথা বলতে পারবো এবং হ্যাঁ, ওদের কালচার সম্পর্কে জানতে পারব, ওদের সংস্কৃতির অবকাঠামো সম্পর্কে জানতে পারবো। যার কারণে যেটা আমাকে আসলে নতুন রূপে চেনাতে সাহায্য করতে পারবে। যার কারণে আমি মনে করি ভাষা শিখিটা ভাষা শিখাটা খুবই দরকার এবং সেটা আমাদের ব্যক্তিগত কাজেও হয়তো কা লাগতে পারে।
হুম। হুম। একদম। হুম। মিশতে পারব। হুম। হুম। হুম। আপনি খুব চমৎকার বলেছেন। আপনার সাথে আমিও একমত যে বিভিন্ন ভাষা শেখাটা হচ্ছে বিভিন্ন সংস্কৃতি জানা, সংস্কৃতি উম মধ্যে জড়িত হওয়া এবং মানুষের সাথে কমিউনিকেশন গড়ে তোলা সুসম্পর্ক গড়ে তোলা। যেমন আপনি বললেন যে আপনি উম একটি আ ফরেন কান্ট্রি তে আছেন যেখানে হচ্ছে তারা তাদের ভাষাকে খুব প্রায়োরিটি দিয়ে থাকে। এটাই কিন্তু স্বাভাবিক। আমি যদি বলি আমাদের আ বাংলাদেশের কথা ১ম এই কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে থাকি বাংলাকেই তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা ইংরেজি বলেন, চাইনিজ বলেন বা ফ্রেঞ্চ বলেন তারপর কিন্তু আমরা অন্যান্য ভাষাকে প্রায়োরিটি দিয়ে থাকি। তো আপনি যেটা বলেছেন যে আপনি যেখানে থাকেন সেই দেশের ভাষাটাকে উনারা প্রায়োরিটি দিয়ে থাকে। তো আমারও একদম, তাই মনে হয় যে আসলেই আ নিজের দেশের ভাষাকে প্রায়োরিটি দিয়েই তারপর অন্যান্য ভাষা আমাদের শেখা উচিত।
হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। অ্যা অবশ্যই। এবং

এবং আমি এটাও মনে করি না যে ভাষা শিখাটার জন্য আপনাকে এত হার্ড ওয়ার্ক করতে হবে। আপনাকে জাস্ট প্রপারলি ওদের সাথে কথা বলতে হবে। ওদের ওয়ে অফ থিংকিং টাকে জানতে হবে। ওদের সাথে যদি আপনি কথা বলেন, বাসাটা একটা হচ্ছে নদীর মত। আ আপনি জাস্ট ওদের সাথে কর ওদের সাথে কথা বলবেন, শিখবেন, জানবেন। আস্তে, আস্তে আপনি ওই ভাষাটা সম্পর্কে আয়তন আমি আমনি একটা ভাষা শিখার জন্য আপনার কোন কিছু লাগবে না। আপনি জাস্ট কয়েকটা মুভি দেখবেন। ওটার মধ্য দিয়েও আপনি আপনার ভাষাটাও শিখ ওদের ভাষাটাও শিখে নিতে পারবেন। আমি আমি আমি যদি উদাহরণ দিয়ে থাকি আমি উদাহরণ দিয়ে থাকি যে আপনি যদি কোরিয়া অনেকে আজকাল দেখি যে কোরিয়ান মুভি দেখতেছে, যে চাইনিজ মুভি দেখতেছে আসলে এটা কেমনে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হওয়ার একটাই রিজন হচ্ছে হচ্ছে তারা মুভির মধ্য দিয়ে তারা ওই ভয়ষ ভাষাটাকে আয়ত্ত করে নিচ্ছে এবং ওই আয়ত্ত করার মধ্য দিয়ে তারা আসলে এই জিনিসপত্রগুলা বুঝতে পারছে এবং ওই মুভিতে কি বলতে চাচ্ছে সে জিনিসটাও তারা আয়ত্ত করার মধ্যে
হুম। হুম। আচ্ছা। হু। হুঁ। একদমই। হুম। হু। খুব ভালো আইডিয়া। হুম, হুম। হ্যাঁ। হু। হ্যাঁ। হুম। যারা তাদের মধ্যে কিউরিওসিটি থেকেই হচ্ছে তারা আ বুঝতে পারছে। এবং আমি যদি বলি যে আমার এমন অনেক পরিচিত বান্ধবী আছে যারা কিন্তু ইতিমধ্যে চাইনিজ, কোরিয়ান শিখে ফেলেছে। তারা হচ্ছে উম শুধু হ্যাঁ সিরিজ দেখার মাধ্যমে মুভি দেখার মাধ্যমে।
হ্যাঁ। অব এটা খুবই একটা ভালো দিক।

এবং তার সাথে যদি বলি, এই যে আমি যদি কোরিয়ান শিখি বা চাইনিজ শিখি, সেটাও কিন্তু আমার একটা দক্ষতা। তখন হচ্ছে আমি কিন্তু কোন আমার সাবটাইটেল প্রয়োজন হবে না কোরিয়ান ভাষা বোঝার জন্য বা শোনার জন্য। আমি কিন্তু তাদের ভাষা শুনেই বুঝতে পারবো যে তারা কি বোঝাতে চেয়েছে।
আ এখন এস আমার সবচেয়ে মজার বিষয় কি আপনি কখনো ফ্রান্সে যান নাই বা কোন ইউরোপিয়ান কান্ট্রি তে যান নাই। যদি আপনারা যদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনদিন যদি ওখানে যান, সরাসরি ওখানে আপনি কথা বলতে পারবেন সবাই। সবাই অবাক হয়ে যাবে, 'আসলেই তো! এই মানুষটা তো কখনো আসেনি, আর অথচ আমাদের সাথে এত সুন্দরভাবে কমিউনিকেশন করছে।' এটাও এক ধরনের দক্ষতা যে, আপনি সরাসরি কানেকশন বিল্ড আপ করতে পারবেন। এই কানেকশন এর থ্রুতে হয়তো আপনি হয়তো কাজও পেয়ে যেতে পারেন ইজিলি। জিনিসটা আসলে খুবই খুবই খুবই ই আমার কাছে মনে হয় যে, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে, জীবনে য যেখানে থাকুক না কেন ওই দেশের ভাষাটা শিখাটা খুবই দুরুত গুরুত্বপূর্ণ। সেটা চলাফেরার ক্ষেত্রে চলাফেরার কে ক্ষেত্রে হোক বা এই যে হচ্ছে আপনার একটা নতুন কাজও দরকার হোক, আপনার যদি ভাষা জানা থাকে, তাহলে ওরা কিন্তু আপনাকে কাজ দিয়ে দিতে পারবে। দিন শেষে আপনাকে ওই দেশের মানুষের সাথেই কথা বলতে হবে, ওই দেশের মানুষের সাথেই বিজনেস করতে হবে। সো, একমাত্র কমিউনিকেশন টাই হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আমার কাছে মনে হয় যে
হু। একদম। হুম, হুম। খুবই গুরুত্বপূর্ণ। হুম। খুবই গুরুত্বপূর্ণ। হুম। হুম। একদম।
ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি হ্যাঁ, অবশ্যই
এবং এখানে যদি আমি আরেকটা কথা এড করি, সেটা হচ্ছে, যদি আমি ধরেন আমার প্রিয় কোরিয়ান শেখা বা আমার কোরিয়ান কিন্তু ভালো লাগে বা চাইনিজটাও আমার ভালো লাগে। এখন আমি যদি এই ভাষাগুলো সঠিকভাবে শিখতে পারি এবং আমি দক্ষ হই দক্ষতা অর্জন করতে পারি, আমি কিন্তু ঘরে বসেই বিভিন্ন রিমোট জব করতে পারব।
আচ্ছা। আচ্ছা, অবশ্যই আচ্ছা। আচ্ছা হ্যাঁ, এটা, এটা আসলে ভালো। এই যে কেরিয়ারের দিক থেকেও যে কতটা লাভবান হচ্ছে, যে এটাও খুব ভালো। আমি মনে করি যে, অ্যা প্রতিটা মানুষের একসাথে ৩-৪ টা ভাষা শেখা উচিত। সেটা হোক বাংলা সে যেটা হচ্ছে আমাদের মাদার টাং আবার 2nd ওফ হলো যে ইং ইংরেজি যেটা হচ্ছে ই আন্তর্জাতিক ভাষা, এবং যে দেশে থাকছেন সে দেশের ভাষাটাও শেখা খুবই গুরুত্বপূর্ণ। ওটাই ওটা হচ্ছে আপনাকে চলাফেরা হতে, দেশের মানুষের সাথে মেশা হতে, সবকিছুতে সাহায্য করতে পারে। এবং আপনি এখন দ কোন জায়গায় যাচ্ছেন, মুভি দেখতে দেখতে চাচ্ছেন, আপনি তো ও ও দেশের ভাষা জানছেন না, তাহলে আপনি ওই মুভি দেখে কোন লাভবান হচ্ছেন না। আল্টিমেটলি
হুম। হুম। হ্যাঁ। ইংলিশ। হু। খুবই গুরুত্বপূর্ণ। হুম। হুম। একদম। তখন আমার সাবটাইটেল ইউজই করতে হবে। যেটা হচ্ছে, আমি তখন মুভির যেই অ্যাকচুয়াল আ মিনিং বলেন, যে তারা তাদের সংস্কৃতিটা কিভাবে বোঝাচ্ছে, <inhales> কিভাবে তারা আ ইমোশন দিয়ে কথা বলছে, ই তাদের টোন কি, কেমন যে স্যাডি টোন না সুইট টোন না হ্যাপি, সেটা কিন্তু আমি তখন বুঝতে পারব না সাবটাইটেল এর মাধ্যমে।
হুম।